কোন রং?
জি, কোন রং?
আচ্ছা কোন রং বলতে গেলে আমি সা সাধারণত একটু হালকা রঙই পছন্দ করি। যদি গাঢ় রঙের কথা বলেন আ একটা সুন্দর খুব পছন্দের একটা রং আছে আমার। সেটা হচ্ছে আ পিকক আ গ্রিন বলে এটাকে। ময়ূরের পাখাতে যে আ সবুজ রংটা থাকে। হ্যাঁ। সেই কালারটা আমার খুব ইদানিং খুব পছন্দ হচ্ছে বা মেরুন রংটা সবাই আমাকে বলে যে অনেক মানায়। মেরুন রংটা পড়ি আর তার সাথে তো কালো বা নেভি ব্লু এই রঙগুলো তো আছে। গাঢ় রঙগুলোর ক্ষেত্রে আমি এই রঙগুলাই অ বেশিরভাগ ক্ষেত্রে বেছে নেই।
হু, হু। আচ্ছা। জি। হু, হু। বাহ! বেশ দারুণ কিন্তু কালারটা। হুম। আচ্ছা। হুম। অসম্ভব সুন্দর। তো সেইক্ষেত্রে থাকে না যে অনেক সময় থ্রিফটিং বা হচ্ছে হলো গিয়ে সেকেন্ড হ্যান্ড অথবা যে স্থানীয় হস্তশিল্প যেগুলো আছে। এগুলো আসলে ব্যবহার করার সময় আপনি আসলে যেই স্টাইলটা বানিয়ে থাকেন সেই সম্পর্কে যদি আপনার একটু অভিজ্ঞতা বলেন।
হুম। হু, হু, হু, হু, হু। হু, হু। থ্রিফটিং বা যে স্থানীয় হস্তশিল্পের কথা আপনি বলছেন যে এগুলো ব্যবহার করে স্টাইল তৈরি করাটা তো শুধুমাত্র বাজেট বান্ধবই বলব না। এতে কিন্তু ব্যক্তিত্বটাও ফুটে উঠে অনেকটা। আ দেখবেন যে সেকেন্ড হ্যান্ড পোশাক কিনলে অবশ্যই ফিট সেলাই ও কাপড়ের মান ভালোভাবে কিন্তু পরীক্ষা করে নিতে হয়। অনেক সময় সামান্য আ টেইলারিং করেই কিন্তু পুরনো কাপড়কে নতুন করে তোলা যায়। হস্তশিল্পের মধ্যে থাকা যে স্থানীয় প্যাটার্ন বা এমব্রয়ডারি আ যেটা থাকে সেটা দেখবেন যে আলা একটা আলাদা স্টাইল বা রূপ দেয়। তবে যদি তবে যদি সে সেটা ছেঁড়া বা অতিরিক্ত পুরনো বা নকল ব্র্যান্ডের পণ্য হয় সেক্ষেত্রে আমি একটু দূরেই থাকার চেষ্টা করি। আর থ্রীফটেড আইটেম এর সঙ্গে নতুন অ্যাক্সেসরিজ বা জুতা মিলিয়ে আমি যেটা করি হাই লো ফ্যাশন তৈরি করার আ চেষ্টা করি যেটা আধুনিক বা ব্যক্তিগত বলে মনে হয়।
হু, হু। এক্সাক্টলি। হু, হু। আচ্ছা। হু, হু। আচ্ছা। হু, হু। একদম, একদম। জি। বুঝতে পেরেছি, হু, হু। হু, হু। আচ্ছা। মানে সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করেন আপনি সব মিলিয়ে। তো সেক্ষেত্রে স্থানীয় হস্তশিল্পের মধ্যে আপনি মূলত আসলে কেমন ধরনের মানে কাপড় বাছাই করে থাকেন?
একদম তাই, একদম তাই। আ-যেটা বলছিলাম যে আমার সবসময়ই একটু আমাদের দেশীয় আ যে পণ্যগুলো আছে, দেশীয় যে আ ফেব্রিক্স গুলো আছে সত্যি কথা বলতে সেগুলো একদম তাই। অনেক সময় আ এখন অনেক অনলাইন পেজ এ দেখা যায় যে পুরনো জামদানি শাড়ি অনেকে বিক্রি করে। তো আমার ক্ষেত্রে আমি যেটা করি সে পুরনো জামদানিটাকে এনেই আরেকটা, আরেকটা কাপড়ের উপর সেই জামদানি কে কেটে এপ্লিক স্টাইল এ আমি আরেকটা নতুন শাড়ি তৈরি করে ফেলি। এবং তার সাথেও ওই যে আমার নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি দিয়ে লেস দিয়ে বা টার্সাল দিয়ে একটা নতুন শাড়ি তৈরি করি দেখতে অনেকটা হয় জামদানি কিন্তু সেটা আসলে জামদানি হয় না। কারণ আমি জামদানি থেকে হয়তো বা পাড়টা তুলে নেই বা আঁচলের দিকটা তুলে নেই। তো সেটা করে অ্যাপ্লিক স্টাইল এ একটা নতুন কিছু করার চেষ্টা করি। হ্যাঁ। সো এটা অনেকেই পছন্দ করে। আমি যখন কোনো অনুষ্ঠানে পড়ে যাই সবাই একটু অবাকই হয় বা জিজ্ঞেস করে যে এটা কোত্থেকে পেয়েছ। তো এটা বলতে পারেন যে আমার নিজস্ব একটা ক্রিয়েটিভিটি। হুম, তো আমার ওভাবে থ্রিফটিং করতে ভালোই লাগে।
হুম, হুম। মানে হাতের কাজটা কি বেশি পছন্দ আপনার? আচ্ছা। হু হু। একদম, একদম। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। বাহ। হু, হু। হুম। জি। বেশ দারুণ কিন্তু, হুম। হু, হু। আচ্ছা। হু। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু ২ টা ঈদ আছে এবং পুজো আছে। তো সেই ক্ষেত্রে এই ঈদ বা পুজোতে আপনি আসলে মানে আপনার নিজের বাজেটের মধ্যে কিভাবে নিজেকে আরো বেশি আকর্ষণীয় এবং স্মার্ট ভাবে তুলে ধরার চেষ্টা করেন।
হু, হু। হু, হু, হু, হু। হু, হু। হুম, হু।